খাওয়ার তো খুবই স মজা। কিন্তু আমারটাও খারাপ হয়নি, তো ভালোই হইছে। একবার হইছিল কি? যে উম অ্যা মানে আমার দাদীর একটা নিয়ম ছিল, যে শুক্রবার হলে সে খিচুড়ি বানাবে, ঘরের সবার জন্য খিচুড়ি। তো সবাই একটু বোর হয়ে যেত যে শুক্রবারে কেনো খিচুড়ি? একটু বিরিয়ানি-টিরিয়ানি রান্না করলেও তো হয়। তো তারপরে সেদিন আবার ছিল বৃষ্টি। তারপরে সবাই মিলে হচ্ছে বি আ খিচুড়ি আর বিরিয়ানি এই ২ টা একসাথে রান্না করেছে। তো আমার ভাই আবার আচ ওইখানে ইসে মানে ডালের বদলে ও হচ্ছে ছোট মানুষ তো। ওকে বলছে, ডাল দিতে, ও চিনি দিয়ে ফেলছে। তো সেদিন আমরা সবাই হচ্ছে কি মিষ্টি খিচুড়ি খে খে খাওয়া হয়েছে। তো এইটা একটা এক একটা ঘটনা যেটাতে মানে এখন আমরা হাসি আরকি। হুম, হুম। মানে আর আপনি কি কখনো কোনো ইয়ে খাবার-দাবার রান্না-টান্না করেছেন কোনো, কোনো কিছু?
আচ্ছা। ওকে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো খুবই একটা জি, জি, অবশ্যই। আপনি আসলে যে ঘটনাটা এখন শেয়ার করেছেন সেটা খুবই একটা আনন্দদায়ক ঘটনা এবং এটা আসলে imagine করে আমারও খুবই আনন্দ লাগছে। আ তবে আপনি যেই প্রশ্নটা করেছেন যে আমি আসলে কখনো খাবার রান্না করেছি কিনা? তো আসলে আ আজকে থেকে অ অনেক বছর আগে আসলে আমি ১ম যেদিন চুলাতে গিয়েছি সেটা ছিল আমার কলেজ জীবনের একটা ঘটনা। তো যখন আমি কলেজে ছিলাম তখন আসলে আমাদের খাওয়া-দাওয়াটা নির্ভরশীল ছিল আমাদের আ খালার উপর। তো যেদিন আসলে খালা আসতেন না সেদিন আ অবশ্য আমাদের নিজেদেরই আ কিছু একটা ব্যবস্থা করতে হতো। তো একদিন হচ্ছে, আ আমরা অনেক রাত করে আসলে বাসায় ফিরেছি এবং তখন আসলে খালাও আ আসেনি এবং আসলে তখন বাহির থেকে খেয়ে কিছু আনার মতো কোনো কিছু খোলা ছিল না। তো তখন আসলে আ ১ম আসলে আ রান্না ঘরে ঢোকা হয় এবং আ সেদিন আসলে ১ম দিন আমরা বন্ধুরা মিলে ৪ বন্ধু মিলে রান্নাঘরে ঢুকেছি এবং আসলে experimental হিসেবে অনেক কাজ করেছি এবং অনেক কিছু রান্না করার চেষ্টা করেছি। কিন্তু আসলে আ জিনিসটা আসলে আমরা খেতে পেরেছি কারণ আসলে অনেক ক্ষুধা নিয়ে রান্না করেছি এবং আ রান্না নিজের রান্নার পর আসলে খেয়েছি। এজন্য আ হয়তোবা ভালো লেগেছে। কিন্তু যদি অন্য সময় হতো আমি, আমি বলতে পারি যে এই খাবার আসলে আমি খেতে পারতাম না। তো আপনার কাছে কি এরকম কোনো ঘটনা আছে যেখানে আসলে আপনি আ কোনো নতুনভাবে কোনো একটা item কে try করেছেন বা কোনো একটা dish নতুনভাবে রান্না করার try চেষ্টা করেছেন?
হু, হুম, হু এহ হুম। জি। উ উ হু, হু। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। উহু। উহু। উহু। আচ্ছা। উহু। উহু। হু, হু, হু। উহু। হ্যাঁ। <chuckles> উ এহে মানে আপনার মতো আমারও এরকম অভিজ্ঞতা হইছে যে এটা আমি অন্য কেউ দিলে আমি বলতাম এভাবে কেউ রান্না করে? কিন্তু নিজে যখন রান্না করছি তখন মনে হয়েছে যে না, না এভাবে খাওয়া যায়। আসলে খাবারটা তো এত স্বাদের দরকার না, একটু খেতে পারলেই হয়। এরকম কিছু কথাবার্তা বলছি। আর হ্যাঁ, ওই যে অ্যা খিচুড়ির কথা বললাম সেটা আমি একটু চাইনিজ স্টাইলে বানানোর চেষ্টা করছিলাম। যে আমি একটা আ YouTube এ দেখছিলাম যে এটাকে অন্যভাবে বানানো যায়। তখন সেটাতে করলাম কি আমি sauce দিলাম, vegetable add করলাম মানে fried খিচুড়ি type এর বানালাম। খেতে ভালোই লা
আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা।

আসলে আপনার, আপনি যেটা, আ বলেছেন, আমি সেইটার জের ধরেই বলছি যে হচ্ছে, এই যে চটপটি বা ফুচকার কথা বলেছেন। আ যখন আসলে আমি অনেক বেশি ছোট ছিলাম যেহেতু আমাদের, আ যৌথ পরিবার ছিল চাচা, চাচী সবাই একসাথে থাকতাম। তো আসলে সবাই আসলে সবার কর্মজীবনের জন্য অনেক ব্যস্ত থাকে। তো, আ অনেক কম সময়েই আমাদের আসলে একত্রিত হওয়া হয় এবং দেশের বাহিরে অনেকে আছে। So আমার দাদার বাড়িতে খুবই কম সময়ের জন্য একত্রিত হওয়া হয়। তবে ছোটবেলায় যখন আমরা সবাই একত্রিত হতাম এবং খুব, আ আ ও একটা অনুষ্ঠান হলেই আসলে আমরা একত্রিত হতাম এবং তখন, আ দেখা যেত যে সন্ধ্যার সময়ে আমাদের চাচারা বা
উহু। উহু। উহু, জি। উ, হু। হু। হ্যাঁ।
আমার বাবা বাহির থেকে আসলে চটপটি, ফুচকা নিয়ে আসছে সবার জন্য এবং সবাই একসাথে বসে আসলে সেটা খেতাম। আ যেই জিনিসটা আসলে, আ আমি এখনও যখন দাদীর বাড়িতে যাই তখন আসলে সেই চটপটির দোকানটা দেখি যেখান থেকে আসলে আমার চাচা বা বাবারা, আ বাবা, বা চাচারা আসলে সেখান থেকে, আ চটপটি বা ফুচকা আনতো। কিন্তু আসলে সেই দোকানটা দেখি কিনন্তু আ তখন দেখলেই মনে পড়ে যে আ আচ্ছা ছোটবেলায় আসলে এখান থেকেই নিয়ে যেত এবং আমরা সবাই মিলে বসে খেতাম। কিন্তু এখন আসলে, আ সবাই আসলে সবার কর্মজীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে, আসলে একসাথে সময় কাটানো হচ্ছে না। তো এটা আসলে আমার জন্য, আ খুবই একটা memorable জিনিস। আচ্ছা আমি যদি আপনার কথা জিজ্ঞেস করি তাহলে আপনার আপনার কি এরকম কোন অভিজ্ঞতা আছে?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উহু। উহু। হু। হু, হু। হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। আ যেমন আ খাবার এই যে খিচুড়ির কথা বললাম, সবাই পছন্দ করে। তো ১ বার আম্মু হলো কি কি অসুস্থ হয়ে গেল। এখন বাসায় সবাই আসছে। কিছু তো বানায় খে খাওয়াতে হবে। Guest রা আছে। তো আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু কি করব এখন? আ যেহেতু আম্মু অসুস্থ, আম্মু করতে পারবে না। তো এখন আম্মু আমাকে বলল যে যেটা হচ্ছে সহজ লাগে সেটা যেন আমি করি। তারপর আমি খিচুড়ি বানাতে পারতাম না। তারপরে মনে হল যে আচ্ছা তাহলে খিচুড়ি বানাই যেহেতু একটু সহজ আছে। তো আ এটাকে বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। অ্যা এটা চাল ছিল বাসায়, মসুর ডাল ছিল, আদা, রসুন, পেঁয়াজ এটা তো জানেনই। অ্যা যে হলুদ আর ঘি দিয়ে সহজেই রান্না করা যায়। তো এটা পরে আমি নিজেই রান্না করছি এবং এ্যা মানে আম্মুরা আম্মুর খিচুড়ি বা না
জি, জি অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা।